আসলে ২ টা তো ২ রকমের জিনিস। একটা হচ্ছে আমার passion, যেটি আমার কাছে যেটি মনে হয় হয়তোবা ওইখানে গেলে আমি আরেকটু বেটার করতে পারতাম কিংবা আসলে আ একটা dream এর ব্যাপার থাকে, যেখানে আসলে self motivation এর একটা ব্যাপার আছে যে আমি চাচ্ছি জিনিসটা খুব করে চাচ্ছি, খুব অনেক বছরের আকাঙ্ক্ষা আমার। আরেকটা হচ্ছে, যেইটা আসলে যেই আ genre এ আমি পড়েছি, আমি লাস্টে graduation যেটা নিয়ে করেছি ২ টা opposite মেরুর একটা জিনিস। মানে যেটার সাথে যেটার কোন লিঙ্ক নেই। আ আমি বিবিএ কমপ্লিট করেছি। সেটাও অবশ্য ভর্তি হইছি জিদের বসে, মানে মার সাথে রাগ করে গিয়ে ভর্তি হয়ে গেছে, তো দুপ করে ভর্তি হয়ে গেছি। ব্যাপারটা সেরকম।
বুঝতে পেরেছি। ইস! কি নিয়ে করেছেন? আহা! এ তাইলে তো মানে সত্যিই ২ মেরুর, ২ জিনিস আরকি। যদি বিজ্ঞানের কোন কিছু হইতো তাহলেও হয়তো দেখা গেছে একটা মিল পাওয়া যেত।
<chuckles> হ্যাঁ। মানে pure science থেকে গিয়ে আমি পুরো চলে গিয়েছি হচ্ছে commerce background এ মানে সাইন্স pure science থেকে পুরোটা হচ্ছে গিয়ে কমার্স এ। তো আমার সবথেকে বলজগি বলি সবথেকে বেশি প্যারা খাইছি credit কোনটা, debit কোনটা? এই জিনিসই আমার মাথায় ঢুকাইতে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার কাছে তখন আল্লাহ physics, chemistry, mathematics আর এই সূত্রতো এত দেখতে অনেকইছ "কেন আমার মাথায় এটা ঢোকে না?"
বাহ! তাইলে তো ইস! তা এ আহারে! না তবুও তো আমার তো মনে হয় বিবিএ তে একদম ফাটাইয়া দিছেন রেজাল্ট-টেজাল্ট নাকি? যেহেতু science background। নাকি?
উম না, ফাটায়া দেওয়ার একটা ব্যাপার ওইযে আ প্রবলেম হচ্ছে science related যতগুলো courses ছিল সবগুলোতে A+ আসে, এম খুবই ভালো রেজাল্ট। আ কিন্তু ওই যখনই হচ্ছে accounting এ আসছি আমার অবস্থা নাজেহাল। মানে আ বলা যায় ঢুকতে, ঢুকতে বেঁচে গেছি এরকম টাইপের অবস্থা।
আহারে! দারুণ! দারুণ! বুঝতে পেরেছি। এজন্যই হয়তো তখনই যে স মানে পরীক্ষার সময়ের কথা বলতেন যে মাত্র বললেন না? যে পরীক্ষার সময় সময় কাটত না। তা রেজাল্টের সময় সময় কাটতো না। <chuckles>
উহু। হ্যাঁ। মিডের সময় মিডের সময় অবস্থা খারাপ হয়ে যেত। আ কারণ আমি জানতাম। <chuckles> আসলে সবথেকে বেশি প্যারা খাইছি, আ আমার accounting related যে সাবজেক্টগুলো ছিল সেটা নিয়ে। কারণ আমি আমার কাছে মনে হতো যে, mathematics কিংবা calculus এগুলো খুবই easy term। আমার কাছে ওই accounting এর কাছ থেকে বেশি মনে হতো।
আহারে! যে কখন শেষ হবে, হ্যাঁ? দারুণ! দারুণ! বুঝতে পেরেছি। না, ছোটবেলা থেকে ওইগুলোর সাথে অভ্যস্ত ছিলেন তো? আচ্ছা যাক। তাহলে বেশ কিছু এখানে একটু আপনার মানে ভালো সময়ের ধারণাটা পাওয়া যেতে পারে যদি কয়েকটা জিনিস জানতে পারি আরকি। এইযে আপনি মনে করেন আ মানে
উহু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই।
যে দিনটাতে আপনার পরীক্ষা থাকতো mid-term কথা বলেন আর আপনি যদি ফাইনাল পরীক্ষার কথা বলেন। আ ফাইনাল পরীক্ষা দিয়ে যখন বের হইতেন তখন মানে তখনকার সময়টা কি ভালো কাটতো? মানে পরীক্ষার হল থেকে যখন বের হইতেন আরকি।
হুম।